এক্সাক্টলি, এক্সাক্টলি। বাট আমার কাছে ওভারঅল কিন্তু বেশ ভালোই লাগে। <chuckles>
হু, হু। না, আম আমি আমি হচ্ছে ধরুন আমরা ফ্যামিলিগতভাবে আমরা নিজদেরকে বলি হচ্ছে আমরা স মানে culturally অনেক sound, আমরা high caliber এর বই পড়ি, high মুভি দেখি। সো আমি যখন ইন্টারেস্টিং হলো আমি যখন বুয়েটে মানে গেলাম, মানে নট ভর্তি হয়ে। আমি যখন বুয়েটে দেখতে গেলাম যে বুয়েটের পরিবেশটা কেমন। ইন্টার পরীক্ষার পরে পরীক্ষা দেওয়ার আগ দিয়ে। দেখি সব বড় ভাই গণহারে তামিল মুভি দেখছে যেখানে হচ্ছে আমি একটু disappointed হলাম যে, "এদের রুচি এমন কেন?" পরে আমার ফ্রেন্ড যে মানে আমার সিনিয়র ছিল। সে বলল যে আসল বিষয়টা হচ্ছে, "পড়াশোনার পরে কেউই আর হাই মুভি দেখে ব্রেইনটারে নষ্ট করতে চায় না। এখন কিছুটা amusement দরকার, যার ফলে মুভিটা সে দেখছে। আমরা সব ধরনের মুভি দেখি। বাট এই মুহূর্তে ক্লাস করে এসে, অ্যাসাইনমেন্ট করে এসে, এত কিছু করে এসে, ব্রেইনটাকে আবার খাটাবো ভালো কোনো মুভি দেখে, সে এনার্জিটা আমাদের নাই।" যার ফলেই আমরা আমি তখন গেস করলাম আচ্ছা! তাহলে এটা অ্যাকচুয়ালি এরা বিভিন্ন ধরনের ম মুভি মুভিরও এরা proper utilization করে, যেটা আমি ভাবিই নাই।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। <giggles> হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। <giggles> জ্বি ভাই। আসলেই মানে সবগুলো বেশ মজার আসলে বলতে গেলে ওভারঅল, <sniffs> হুম। বাট আমার কাছে একটা জিনিস বলতে ইচ্ছা হয়। আমার মনে হয় এটা parents দের খুব ভালো লাগে। যেমন আমার বাবা বা আমার মা যখন ছিলেন, উনারা হচ্ছে আপনার
হুম। রাইট, রাইট। অ্যা amusement আরকি এটা। জ্বি, জ্বি। জ্বি, জ্বি।
আ অনেকটা বলতে পারেন যে, ওই যে কলকাতার যে বাংলা যেসব মুভি গুলো আছে না? যে প্রসেনজিৎ বা আপনার রঞ্জিত মল্লিক টাইপের ওই মুভি গুলো বেশ পছন্দ করত। এবং আমার কাছে মনে হয় ওই মুভি গুলো দেখলে অনেক কিছু শেখাও যায়। যেগুলো অনেকটা বাস্তব জীবনের অ্যা প্রয়োজনীয়তার সাথেও মিলে যায়, যে kind of আপনি কার সাথে কেমন রেসপেক্ট করবেন এরকম। আমার কাছে মনে হয়।
হ্যাঁ, আমার আম্মা তো ধুমসে দেখেন। <chuckles> যাইট রাইট, রাইট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাব কিছুটা। আবার কিছু, কিছু যে ক্ষেত্রে দেখি সব কাহিনী সেম। বড় ভাইয়ের দায়িত্ব থাকবে, বড় ভাই হচ্ছে পরিবারের বড়, সকল সম্মানের অধিকারী। মেজ ভাই হচ্ছে খারাপ। প্রত্যেক কাহিনী মেজ ভাই খারাপ থাকবে আর ছোট ভাই কোনো এক কারণে বাড়ি ছেড়ে চলে যাবে। এই কাহিনী যে কত repetitively যে দেখেছি। রঞ্জিত মল্লিক আর প্রসেনজিৎ এর মুভি গুলোতে, ওহ মাই গড! এটা একবার ভালো ছিল। মানে শেষ পর্যন্ত এগুলো দেখতাম এবং দেখার পরে একটা ভেতরে থেকে যেত, আচ্ছা আমি এটা দেখেছি। যেটা এখনকার মুভিতে কিন্তু আসলে বলা যায় না।
হ্যাঁ। হ্যাঁ। <chuckles> একদম ভাই, একই থিম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। <giggles> হ্যাঁ। হ্যাঁ। এটা ঠিক, এটা ঠিক।
যা হোক ভাই।
যাই হোক। মনে করেন যে, আমার মনে হয় যে মুভি আমাদের ডিসাইড করতে হবে যেটা আমাদেরকে ওভারঅল শান্তি দেয় এবং খারাপ কোনো জিনিস না শেখায়। এমন টাইপের মুভি আমার মনে হয় আমাদের ফলো করা উচিত অনেকটা সময়। এবং আমার কাছে মনে হয় এরকম ধরনের মুভি স্পেশালি আমি এক্সপেক্ট করি সবার কাছ থেকে। <chuckles>
উম হুম। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা, না। আমার এইটা হচ্ছে যে মুভি দেখাটা আমি অনেকটাই একটা কি বলবো সেখান থেকে শেখার একটা প্রচেষ্টা আমার ভেতরে থাকে। যে মুভিটা দেখার ফলে যেন ভেতরে আমি কিছুটা নিয়ে যেতে পারি। এটা আমার জন্য উপকার করবে আরকি। স যাহোক কথা বলে ভালো লাগলো ভাই। আশা করছি সামনে আবার কথা হবে।
হ্যাঁ। নিয়ে যেতে পারি। রাইট। হ্যাঁ। জ্বি ভাই, আমারও খুব ভালো লাগলো। জ্বি। কথা হবে ভাই।